এটা আমার কেন জানি মনে হয় কি জানেন? যে, মানে এইযে ক্ষমা করা জিনিসটা না মানে আমরা অধিকাংশ ক্ষেত্রে ক্ষমাটা করি আসলে practical reason এ। আ হয় দেখা যাচ্ছে যে ওই মানুষটা স আ মুখ দেখাদেখি হবে বা, মানে পারিবারিক প্রয়োজন হোক বা, আ professional প্রয়োজন হোক, ওই মানুষটার মুখ না দেখে উপায় নাই। অথবা দেখা যাচ্ছে যে, এ আ ধরুন এটা নিয়ে পড়ে থেকে আমার কোনো লাভ নাই। এই ভা এই সমস্ত কারণেই না, অধিকাংশ ক্ষেত্রে আমরা আসলে মানুষকে ক্ষমা করে দিই বা এটাই ঘটে। কিন্তু ওইযে মানে মন থেকে ক্ষমা চাওয়া আর মন থেকেই ক্ষমা করা, এই বিষয়টা আমার কাছে কেন জানি মনে হয় এ এটা একটু rare ব্যাপার। এটা আসলে সচরাচর ঘটে না। <chuckles>
হ্যাঁ। হু। হু, হু, হু। জি। হু, হু। হ্যাঁ, হয়তো। মানে আ উম হয়তো নিজের কষ্টটা কিছুটা কমানো যায় বা আগের মতো তীব্রতা থাকে না অতটা। মানে মনের ভিতরে হয়তো ওই রাগটা অত তীব্রভাবে থাকে না। বাট কোথাও না কোথাও একটা মানে কা খারাপ লাগা তো definitely থাকবে। এইটা বাদ দেওয়াটা পসিবল না মনে হয়। অতিমানব টাইপের কিছু হইলে তখন হয়তোবা আ পুরোপুরি বাদ দেওয়া বা আ সম্ভব না। হ্যাঁ, বাট আমার মনে হয় যে আস্তে, আস্তে প্যা এটাও একটা practice আসলে যে আস্তে, আস্তে হয়তোবা ওই তীব্রতাটা কমে যায়। যে আসলে যেই জিনিস কখনো ভাবতাম না, সেটা তো হু, হু।
উঁ, হু, হু। উঁহু, হু। উঁহু, হু। না, মানুষ হইলে আসলে তার পক্ষে ওইটা মনে হয় না সম্ভব। তাই না? <chuckles> আমার মানে এটা মনে হয়। <chuckles> উঁ, হু, হু। হ্যাঁ, এটা তো ধরুন যেকোনো incedent এর মানে আমাদের লাইফে যেকোনো incedent এর তীব্রতাই তো সময়ের সাথে, সাথে কমে যায়। এ মানে এটা হয়তো ঐরকম একটা generalization. কিন্তু আ এই ক্ষমা মানে মন থেকে করার ব্যাপারটা বা চাওয়ার ব্যাপারটা, সেটা আসলে একটু kind of different thing. মানে আমার লাইফে এরকম অনেকবার হয়েছে। কিরকম? যেমন ধরুন আ কেউ আমার সঙ্গে একটা মন্দ কিছু করেছে, আমি টের পেয়েছি। তো পরে ধরুন আমি যখন খোঁজ নিয়েছি, আমি দেখেছি যে আসলে এইটা আ লোকটার আর কোনো way ছিল না। মানে আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হইছে। ওই case এ আমি তাকে আসলে মন থেকেই ক্ষমা করে দিছি। ওইটা আমি তাকে কোনোদিন বলতেও যাইনি। যে, "তুমি এটা করলা কেন? বা ভালো কি মন্দ।" আমি জাস্ট আমার জায়গা থেকে, "ঠিক আছে, ওর পরিস্থিতি ভালো ছিল না। করে ফেলছে। ফাইন, যাক।"
হুম। হু, হু। হু, হু।